হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
আমি ওই তো ভালোই আছি। আপনার দিন কেমন যাচ্ছে?
আহ! দিনটা ভালোই কাটছে। যদিও অনেক ব্যস্ত।
হুম। আচ্ছা। আমি এত ওকে। আমি এত ব্যস্ত থাকি না আসলে। আমি সাধারণত বাসাতেই থাকি। তো আ আবহাওয়া কেমন? গরম পড়তেছে অনেক?
আচ্ছা সকালে <laughs> আ হ্যাঁ। আ না, গরম না। আমাদের বিশেষ করে লাস্ট ২ ৩ দিন ধরে প্রতিদিন ২ ৩ বার করে বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি হচ্ছে বলা ভুল। প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, তো
হুম, হুম। বাহ! বাহ! আমার তো বৃষ্টি দেখলেই মনে হয় একটু ঘুরতে বেরোই বা একটু ঠান্ডা পড়লেই, গরমটা একটু কষ্ট লাগে। তো মনে হয় যে একটু ঘুরে আসি কোথাও থেকে। কাছে কুলে হলেও কোথাও ঘুরতে যেতে চাই।
<laughs> হ্যাঁ। <chuckles> আসলে বৃষ্টি হলে প্রকৃতিটা সুন্দর থাকে, আবহাওয়া সুন্দর থাকে।
হ্যাঁ, হ্যাঁ। একটু প্রকৃতির কাছে যেতেও ইচ্ছে করে যে, কঙ্ক্রিটের বাসার থেকে বৃষ্টি না দেখে যদি একটু বনে যেয়ে বা একটু পাহাড়ে যেয়ে দেখা যেত।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, <chuckles> অ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস খেয়াল করবেন
হুম।
যখন আর কি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে গাছের যে পাতাগুলো সুন্দর করে ধুয়ে যায় তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। খুবই সুন্দর একটা, হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ, এইটা তো বইলেইনি না। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে পাতায় তো ধুলার একটা বড় আস্তরণ থাকে। শুধু পাতায় না, পুরো বাতাসে ধুলা থাকে। আর যখন বৃষ্টিটা হয় মানে বাতাসটাও বেশ ক্লিন হয়ে যায়, ফ্রেশ লাগে অনেক। তো হলো একটা মানে সুন্দর একটা বৃষ্টির পরে যে গন্ধটা থাকে না, ওইটা বেশ ভালো লাগে। আর
অ্যাঁ হ্যাঁ। <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আবার দেখেন যদি যখন বৃষ্টি হয়। তো কিছু, কিছু জায়গায় আবার ভ্রমণ করতে ভালো লাগে।
হ্যাঁ, যেমন আপনি এরকম কোন জায়গায় গেছিলেন বলতে পারেন; আপনার এরকম কোন ভালো কোন স্মৃতি থাকলে বলেন আমারে শুনি।
হ্যাঁ। অ্যাঁ হ্যাঁ, আ আমি একবার হচ্ছে আ আমি যখন নেপালে গেছি ঘুরতে। তো দেখি যে
হুম, হুম।

আ অসাধারণ! আপনার পরিকল্পনাটা আসলে আমার অনেক পছন্দ হয়েছে। এবং আমি আ মনে করি আপনার, উম
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। আপনিও তো নিশ্চয়ই উম আপনার পরিবারের লোকজন কিংবা আপনার আরাম লাগে এরকম লোকজনের সাথেই ঘুটে ঘুর ঘুরছেন বেশি, না? অভিজ্ঞতা?
<tsk> না আমি বিশেষ করে পরিবারের সাথে তেমন একটা ঘুরতে যাই না। উ পরিবারের সাথে ঘুরতে গেলে অনেক একটা ইয়ে থাকে। rules মেনে চলা লাগে, হ্যাঁ? তাই আমি যখন ঘুরতে যাই আমার হ্যাঁ, আমি ঘুরতে গেলে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই। যাতে মনে করেন ফুল relax করতে পারি, স্বাধীনভাবে ঘুরতে পারি, চলতে পারি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা আমি আমরা বন্ধুরা যখন ঘুরতে যাই, তখন মনে করেন যে আমরা ওয হোটেলে তো মনে করেন থাকাই হয় না। বিশেষে সারাটাদিন ঘোরাঘুরি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর রা <chuckles>
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক খেয়াল করা লাগে। হু। উ হু। রিলাক্স হ্যাঁ। অ্যা মানে ঘুরতে গেছি, যেহেতু একটু স্বাধীনতাটা যাতে মনে হয় যে স্বাধীন আছি। পাখির মতো করে ঘুরতেছি, উড়তেছি, এরকম একটা feel হয়। হু, হু। সবসময়ই ঘুরে বেড়ান না? হ্যাঁ। হ্যাঁ, আমাদেরও এটাই হয়। মানে হোটেলে জাস্ট একটু ঘুমানো কিংবা একটু fresh হয়ে আসা। তাছাড়া কেন হোটেলে যাব? <chuckles>
অ্যা হ্যাঁ। আমরা খালি হ্যাঁ, ওই একটু ঘুমানোর জন্য আর কি ব্যবহার করতাম হোটেলের ইয়া। বাকিগুলো সব ঘোরাঘুরি, এদিক-সেদিক। আসলে ঘোরার মতো মজা আর ভ্রমণ। সুন্দর ভ্রমণের জন্য আপনার
হ্যাঁ, যেটাই। হুম। আমার হ্যাঁ, সুন্দর ভ্রমণের কথা আমিও বলতে যাচ্ছিলাম। যে সুন্দর ভ্রমণে যে দূরে কোথাও যাওয়া লাগে না। কাছে কোথাও একটা সুন্দর পরিবেশ, একটু natural পরিবেশ হলেই, একটু কাই comfortable মানুষ হলেই হয়ে যায় না? আমার খুব ভালো লাগে। তো ভালোই লাগতেছে আপনার সাথে আসলে অনেকগুলো স্মৃতি, ভ্রমণের স্মৃতি আলাপ করে ফেললাম। আপনারও শুনলাম আপনি নেপালে গেছেন, চেন্নাইয়ে গেছেন। খুব ভালো লাগছে। আমারও লোভ হচ্ছে যে আমি হয়তো কখনো যেতে পারি। তো আপনার
অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> <chuckles> হ্যাঁ, অবশ্যই যাবেন। কারণ ভ্রমণ যেহেতু আপনিও পছন্দ করেন, কোন সময়তে একটু যাবেন।
হুম, হুম। হুম, হুম। আর আশা করি আশা করি আপনিও আরো আরো, আরো আরো ঘুরবেন। আপনার জন্য শুভকামনা, হ্যাঁ। আপনিও ভালো থাকবেন, সুন্দর থাক
তো আপনার সাথে কথা বলে <chuckles> অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরা